অনেক রকমের ইফেক্ট পড়তে পারে। তার আজ অনেক সময় দেখা যাচ্ছে কিছু, কিছু প্রাঙ্ক হয়। প্রাঙ্ক ভিডিও মাঝখানে খুব ভাইরাল ছিল। যে ওর সাথে কথা বলে কারো টুপি নিয়ে দৌড় দিল বা এইরকম টাইপের নিয়ে দৌড় দিল। তো what if যে যার সাথে আপনি প্রাঙ্ক করলেন সে আসলে বুঝল না সেটা প্রাঙ্ক। সে যদি আপনাকে কোনভাবে ক্ষতি করে আপনার শরীরে বা আপনাকে যদি কোনভাবে ক্ষতিগ্রস্ত করে তখন তো আপনার কিছু করার থাকবে না। এই, এই যে ব্যাপারগুলো। আবার সেটার সাথে, সাথে অনেক কিছু কিন্তু স্ক্রিপ্টেড হয়। মনে করেন আপনি আ অনেক সময় ছেলে বা মেয়ে এ একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনুকরণ করে। তো মাঝে, মাঝে কিন্তু ক্লিক বেট এর জন্য বা রিঅ্যাকশন আনানোর জন্য দেখবেন যে কিছু টক্সিক যেমন আমাদের সমাজে যদি আমি বলি টক্সিক masculinity বা আ এই জিনিসটা কিন্তু অনেক। যে এরকম ইডিটেড বা এরকম টাইপের কিছু, কিছু টক্সিক আ ব্যক্তিবর্গ আছে যারা হচ্ছে যে আ ছেলেদেরকে শিখায় যে হ্যাঁ এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও হয়। হু।
হু, হু। জি, জি। হু, হু। জি, জি। একদম। হু, হু। জি, জি <chuckles> মানে এগুলোকে একটু মানে খুব রোমান্টিসাইজ করে ফেলছে কিংবা ধরুন খুব দেখা যায় যে আ খুব হাইপে উঠিয়ে দিচ্ছে যে না এই জিনিসটাই খুব সুন্দর বা মেয়েরা হয়তো এটাই চায়। তো তখন দেখা যায় যে ছেলেরা হয়তো সেটাই ফলো করছে।
হু। হু। হু। হ্যাঁ, উম যেমন মনে করেন মুভি ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আ অনেক সময় আছে না যে ইভটিস করছে বা এরকম টাইপের আ এই একটা জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলন ছিল। কেন ছিল কারণ মুভিতে তারা দেখত যে নায়করা এভাবে করে, নায়িকারা একটা সময় গিয়ে পটে যায়। তো real life consequence যখন হওয়া শুরু করল। তখন কিন্তু আসলে সবার টনক নড়ল যে না এগুলো ঠিক না। তারপরে কিন্তু আস্তে, আস্তে এই ব্যাপারটা অনেকটুকু কমে এসেছে। তবুও এরকম কিন্তু অনেক কিছুই আছে। Attitude আছে। যেমন আ misogynistic বলব আবার misandrics বলব ২ টাই কিন্তু আসলে আ জায়গায় কিন্তু আসলে ২ রকমের জিনিসই দেখা যাচ্ছে সমাজে। আ কিছু, কিছু হাইপ ক্রিয়েট করার জন্য এক এক জেন্ডার আরেক জেন্ডার কে খারাপ বলবে। তারপরে দিন শেষে কিন্তু মানে সবাই মিলে যে সমাজে চলতে হবে এই জিনিসটা কিন্তু আসে না অনেক সময়। বিভেদ একটা তৈরি হয়ে যায়।
হু, হু। জি, জি। <scoffs> এটা কিন্তু আসলেই ঠিক বলেছেন। হু, হু, হু। এটা কিন্তু ঠিক বলেছেন। আচ্ছা আপনার কি মনে হয় যে মানে এত যে আ মিডিয়ার যে এতগুলা ইফেক্ট এগুলা কি আসলে মানুষকে রিয়েলিটি বলুন বা জীবন নিয়ে সিরিয়াস বা ক্যারিয়ার নিয়ে যে সিরিয়াস হওয়ার যে ব্যাপারগুলা আছে এগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে?
হু, হু।